একদম দুটো ২ রকম এক্সপেরিয়েন্স আসলে। আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি আ আমার বন্ধু-বান্ধবের সাথেই বেশি যাই। আ বাসার মানুষদের সাথে আমি হচ্ছে যে কিছু, কিছু, জায়গায় বেশি যাওয়া হয়। যেমন কক্সবাজারে আমার প্রচুর যাওয়া হয় আমার ফ্যামিলি মেম্বার দের সাথে। কিন্তু আ দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় আসলে আমার ফ্যামিলি মেম্বার যেমন বাংগা আম বান্দরবন, রাঙ্গামাটি এসব জায়গায় আসলে ফ্যামিলি মেম্বার দের সাথে যাওয়া হয়নি আনফরচুনেটলি কারণ আ আমার কোন বোনের হয়তো এক্সাম থাকে বা এরকম একটা জিনিসের কারণে যাওয়া হয় না। কিন্তু বন্ধু-বান্ধবের সাথে আসলে প্রচুর যাওয়া হয়। এনজয় করতে পারি আসলে বন্ধু-বান্ধবকে নিয়ে গেলে। আ মানে একটু দৌড়াদৌড়িটা বেশি করা যায়। <giggles> আর দুষ্টামিটা বেশি করা যায়।
হ্যাঁ, এক হম। আচ্ছা, আচ্ছা। হম। আচ্ছা, আচ্ছা। হম, একদমই ঠিক। উহু, হু, হু। একদমই ঠিক বলেছেন। আ তো ফ্রেন্ড দের সাথে গেলে কিন্তু এরকমই হয়। আমরা তো গেছিলাম ভীষণ মজা হয়েছিল। ফ্রেন্ডদের সাথে মানে খুব একটু হাসি আড্ডা ঠাট্টা একটু বেশিই দেওয়া হয় ঘুরে বেড়ানো। তো কিন্তু ফ্যামিলির সাথে গেলে সেটা হয়তো হয় না বা আব্বু থাকে বেশি মা দা হয়তো কিছু বলছে না। কিন্তু আম্মু যে, আব্বু যেহেতু একটু আ মানে কড়া খুবই ভালো মানুষ। কিন্তু তারপরও বলবে এটা করো না ওটা করো না। আ কোন কিছুভাবে কিন্তু হয় না আসলে ফ্যামিলির সাথে গেলে। হুম, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে গেলে দেখা যাচ্ছে। মজা করে, করে, ছবি টবি তোলা হয়, এখানে এটা করে দাও। ফ্যামিলির সাথে ওইটা হয় না। <chuckles>
হুম, হুম। হুম। হা, হা। হু, হু, হু, হু, অবশ্যই। <chuckles> হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। না, এরকম অবশ্যই। হু, হু। হুম। হুম, না একদম ঠিক বলেছেন। আমারও দেখেছি যে, ফ্যামিলির সাথে আসলে হয়তো আমাদের একটু হালকা আ রিজার্ভ থাকতে হয়। অত বেশি যে এইসব জিনিস এটা করা যায় না। আবার ফ্যামিলির সাথে একটা কি আপনার রেসপনসিবিলিটি টা কম থাকে। আপনার না অত বেশি যেমন ফ্যামিলির ক্ষেত্রে যখন আমি আব্বু-আম্মুর সাথে যাই তখন আব্বু-আম্মুর উপরে সব রেসপনসিবিলিটি থাকে। আমি আমার মত করে মানে গা ছেরে দিয়ে <chuckles> আ ট্রাভেল করতে পারি, হাঁটতে পারি। কিন্তু বন্ধুবান্ধবের সাথে যখন যাই তখন হচ্ছে যে, আমরা রেসপনসিবল পারসন, আমরা এডাল্ট। তো দেখা যাচ্ছে কি আমাদেরকে দেখতে হয় আসলে আমরা কিভাবে নেগিভেট করছি, কোন হোটেলে উঠছি সবকিছু একদম যাচাই বাচাই করে আ মানে যাতে স্কাম এ শিকার না হতে হয়। রেসপনসিবিলিটি টা আমাদের হাতে থাকে।
হু, হু। উহু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদমই। উহু। জি, জি, জি।